আ সেইটা তো ধরেন আপনার আ আমার কাছে অবশ্য মনে হয় বই পড়াটা সৃজনশীলতা বাড়ায়। কারণ আ মোবাইল গেম গুলো আসলে এমনভাবে ডিজাইন করা হয় যে ইয়া মানে ওইটার কাজই হচ্ছে মানে মানে যারা খেলে তাদেরকে একটু নেশাগ্রস্ত করা আসক্ত করা। হ্যাঁ, হ্যাঁ যেরকম হ্যাঁ। আর ওইটা একটা আবার একটা কম্পিটিশন তারপরে হচ্ছে ওই যে টুং, টুং, টুং সাউন্ড গুলো। তাই না? তারপরে ওই যে গ্রাফিক্স যেগুলো হয় আ এগুলো তো হচ্ছে এক ধরনের মানে ওই আ আসক্তি তৈরি করে। সেটা আসলে অনেক গবেষণা হবিজাবি এগুলোতেও দেখা গেছে। তো সেটা তো আসলে আসক্তি তো আসলে সৃজনশীলতাকে একটু মানে কমিয়েই দেয়। তাই না? তো আর হুম।
জ্বী। আসলেই। দেখা যাচ্ছে এর মোবাইলের কিন্তু লেভেল থাকে অনেকগুলো। হ্যা, দেখা যাচ্ছে একটা শেষ করে মনে হয় আবার আরেকটায় যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যা। একদম ঠিক বলেছেন। আর আসলে আমার সৃজনশীলতা তো আসলে মোটামুটি বলতে গেলে এটাই আমাদের কল্পনা শক্তি ব্যবহারকারী নতুন ধারণা তৈরি করার একটা ক্ষমতা আরকি। ঠিক আছে? তো বই পড়ে যখন আমরা বই পড়ি, তখন মনে হয় সেই কল্পনাটাই করি কিন্তু আমরা বাস্তবে। বই পড়ছি লাইন বাই লাইন সেটাই আমরা ভাবছি সেরকম হ্যাঁ হ্যাঁ। ওইটা কল্পনায় আমরা সাজিয়ে ফেলছি। আসলে বিষয়টা এরকম এরকম পর্যায়ক্রমে। তো আমার মনে হয় আসলে বই পড়াটাই কিন্তু সৃজনশীলতাকে একদম খুব ভালো বাড়ায়। হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হ্যাঁ এটা ঠিক। আমরা কিন্তু আবার আলাদা করে ভেবে নিচ্ছি হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই। এটা হচ্ছে গিয়া আমারও আপনার কথার সাথে একমত কল্পনা শক্তি বাড়ায়। আর যেটা করে হচ্ছে মনোযোগ শক্তিও কিন্তু বাড়ায়। কারণ হ্যাঁ, মোবাইলে একটা গেম ধরেন আপনার ওই ৩০ সেকেন্ডের একটা কিছু একটা শেষ হল, আবার এড এ বিজ্ঞাপন শুরু হল। মানে সেটা খুবই মানে আহ আমার কাছে তো এখন বিরক্তিকরই লাগে। হ্যাঁ। খুবই বিরক্তিকর লাগে। সেটা হ্যাঁ। অনেক টাকা-পয়সা খরচ করে আপনি প্রিমিয়ার প্যাকেজ গেলে সেটা একটা। কিন্তু বইটা হচ্ছে আপনার মন দিয়ে মাথা ঠান্ডা রেখে আপনি যদি আ লাইন গুলো না পড়েন আপনি কিন্তু
হ্যাঁ, একদমই। একদম। বিরক্তিকর, একদম বিরক্তিকর। একদম ঠিক বলেছেন। আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ। আর এখান থেকে না বই পড়ার থেকে তো আমরা অনেক কিছু আসলে শিখতে পারি। মেইন কথা। হ্যাঁ? অনেক কিছু শিখতে হলে মোবাইলে গেম খেলেও কিন্তু খেলাটাও আসলে বিভিন্ন রকম। হ্যা? তো
হুম, হুম। হুম, হুম। শেখা যায়। তবে আমি এটা আসলে ওই আ ধরেন ঢালাওভাবে মোবাইল গেমের দোষ দিব না। আমি বলব যে এখন যে ধরনের বাণিজ্যিক গেম গুলো তৈরি হচ্ছে। মানে ভালো গেম আ ভালো গেম ও আছে কিন্তু। মানে যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে বানানো, যেগুলো আসলে আ একভাবে স্কিল বাড়ায় বা হচ্ছে একটা কিন্তু এখন যেভাবে হচ্ছে ওই যে বিজ্ঞাপন দেখানোর জন্য যেভাবে গেমগুলো ডিজাইন করা হয় সেটা আমার কাছে খুবই ক্ষতিকর মনে হয়।
জ্বী, জ্বী, জ্বী। একদম। একদম ঠিক। একদমই।